আচ্ছা এক্ষেত্রে না ধরেন এখনকার জেনারেশন এর যে ছেলে-মেয়েরা রয়েছে ওরা একটু বুঝছেন? মানে একটু অ্যাগ্রেসিভ বলা যায়। তো তারা যেটা করে য হ্যাঁ, হ্যাঁ তারা <chuckles> যেটা করে যে অনলাইনের আসলে দেখা যায় কি যে কাউকে তোয়াক্কা করে না বরং যা মন চায় তা সেইরকম পোস্ট দেয়, ছবি আপলোড করে। মেয়েদের ক্ষেত্রে যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে অ্যা মানে বিভিন্ন ধরনের ছবি তারা আপলোড করছে, তারা বুঝতেছে না, জানতেছে না। এবং হচ্ছে গিয়ে মানে ছোট ছেলে-মেয়েরাও যে যেটা দেখা যাচ্ছে যে তারা আ না বুঝে অনেক কিছু কিন্তু শেয়ার দিচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু এইযে বড়রা যারা আসলে তাদের Facebook ফ্রেন্ড রয়েছে বা বাইরে থেকে যারা দেখছে, তাদের মন থেকে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়তেছে যে তারা কিন্তু আসলে মানে খারাপ লাগার স কাজ করে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ভালো ধরেছেন। <chuckles> <clears throat> হ্যাঁ। একদম। যা ইচ্ছা তা করতেছে। হ্যাঁ। হ্যাঁ, একটা খারাপ লাগা কাজ করে তাদের ভিতরে। হ্যাঁ, সত্যি কথা বলেছেন। আসলে এইযে এবং এই সম্পর্কগুলা মানে আগে অপরিচিত মানুষ দেখলে বড় যদি দেখতো কেউ যে না বয়সে বড়, তখন কিন্তু একটা সম্মান দিয়ে কথা বলতো। কারণ এটা যে সরাসরি কথা বলতো, চোখে চোখের একটা লজ্জা থাকত। কিন্তু এখন তো Facebook, YouTube-এ যখন কমেন্ট করে, তখন কিন্তু একজন আরেকজনকে দেখে না। তো এজন্য দায়বদ্ধতাটাও কিন্তু অনেক এ কমের কম থাকে। তাই না? উম আ
জি, জি, জি। একদম, একদম। লজ্জা থাকত। দেখে না। কমে গেলো। জি, জি, জি, আসলেই মানে এইযে দেখেন এখন তারা তো বুঝতেছে যে কেউ কাউকে দেখতেছে না এবং কে কি মানে কি হবে এটা তো আসলে তারাও জানে না। হ্যাঁ? তো যেটা হচ্ছে যে এও মানে তারা ওই আবেগের তাড়নায় এবং তাদের মধ্যে একটা আলাদা সাহস কাজ করতেছে কিচ্ছু হবে না। ঐগুলা ভেবে না তারা দেখা যায় যা ইচ্ছা তা করছে এবং এক্ষেত্রে কিন্তু তারা সমাজে আসলে একটা খারাপ প্রভাবই ফেলছে।
<chuckles> হ্যাঁ, হ্যাঁ, সত্যি কথা। হুম, হুম। হ্যাঁ, সম্পর্কগুলা আস্তে, আস্তে এই এই এই কারণে কিন্তু একটু অ্যা দুর্বল হয়ে যাচ্ছে বলে মনে মনে হচ্ছে আরকি। তো আসলে এইযে সামাজিক যে সম্পর্কগুলা আছে এগুলার উপর যে প্রযুক্তির একটা ছায়া পড়েছে এবং একটা প্রভাব পড়েছে এগুলো নিয়ে কিন্তু আপনার সাথে একটা বিস্তর আলোচনাই হয়ে গেলো। অ্যাম আসলে অনেক আ মজাই লেগেছে আসলে কথা বলতে কিন্তু যদিও অনেক দুঃখজনক ঘটনাও ঘটতেছে। তো আপনি অনেক ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।
দুর্বল হচ্ছে। জি, জি। <chuckles> হুম, হুম। <chuckles> হ্যাঁ। জি আপনার সাথে আসলে এইযে অ্যা ধরেন প্রযুক্তি কিভাবে সম্পর্ক আসলে বদলে দিচ্ছে, তো এই বিষয়টা নিয়ে না অনেক ধরনের ফলপ্রসু আলোচনা করা হইল। তো আপনিও যে আমার কথাগুলো আসলে এত মনোযোগ দিয়ে শুনলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
<chuckles>